আহ বেশ কিছুদিন থেকেই আমি একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে এটা মনে হয় আমার জন্য একটা বড়ো সমস্যাই হচ্ছে, কারণ আমি ইদানিং হচ্ছে একটা নতুন জবে জয়েন করেছি। এই জবটা হচ্ছে যে আমার খুব সকালের দিকেই সেখানে জয়েন করতে হয়, অফিসে গিয়ে, যার ক্ষেত্রে আমার ছ সকালে ঘুম থেকে ওঠাটাই একটা কঠিন হয়ে যায়। তো এটা সকালে যেহেতু ওঠার একটা কঠিন হয়ে যায়, এবং জোর করে যখন উঠি ঘুম থেকে, ওঠার পরে যখন কাজের উদ্দেশ্যে বের হই, কাজে গিয়ে তখন আর ঠিকঠাকভাবে আমার মনটা বসে না। আমার সারা শরীরে, আমার চোখ-মুখে ঘুমের একটা ক্লান্তির ছাপ লেগেই থাকে, যার ফলে কাজগুলো মন দিয়েই করতে পারি না। কাজ যখন করি, তখন মনে হচ্ছে একটা অলস গতিতে আমি কাজ করি, যে কচ্ছপ যেমন যেভাবে ধীরে ধীরে হাঁটা চলাফেরা করে, আমার হাত পা ঠিক সেই কাজের ক্ষেত্রে তেমনভাবে চলাফেরা করে এবং এই ব্যাপারটা নিয়ে আমি বেশ মাঝেমধ্যেই আমার বসের কাছ থেকে একটু মাঝেমধ্যেই বকুনি খেয়ে নিই। এবং সে বলে যে, "আপনি বাহিরে যান, একটু মুখে পানি দিয়ে ফ্রেশ হয়ে আসুন। আপনাকে দেখে তো অনেক ক্লান্ত মনে হচ্ছে। মনে হচ্ছে আপনি কাজের মধ্যেই ঘুমোচ্ছেন।" এই ব্যাপারটা আমি কাটিয়ে উঠতে চাচ্ছি। আমি চাচ্ছিলাম যে আসলে কীভাবে এখান থেকে আমি বের হতে পারব। যদি আপনি আমাকে এই ব্যাপার থেকে একটু সাহায্য করতে পারতেন, তাহলে ভালো হতো আরকি আমার জন্য।
আচ্ছা। হুম। হুম। আচ্ছা। হুম। আচ্ছা। হুম। অবশ্যই। এবং ব্যাপারটা কিন্তু আপনার কর্মস্থলেও একটু সমস্যার সৃষ্টি করেছে। আ বিশেষ করে যেহেতু নতুন কাজে যাচ্ছেন এবং অনেক সকালেই আপনাকে যেতে হচ্ছে, সেইক্ষেত্রে কিন্তু আপনার ঐযে ঘুম আ পরিপূর্ণ না হওয়ার কারণে ক্লান্তি ভাবটা যেমন থাকছে, অফিসেও কিন্তু যেমনটি বলছিলেন আপনার boss কিন্তু খেয়াল করেছে যে আপনি একটু ঘুমিয়ে পড়ছেন বা একটু ঘুম, ঘুম ভাব আছে। তবে এটা কিন্তু আসলে আপনার আ দেখা যাচ্ছে career বা অফিসে মান সম্মানেরও একটা ব্যাপার। এবং আপনার কথাতেই কিন্তু বোঝা যাচ্ছে যে ব্যাপারটা নিয়ে আপনি বেশ দুশ্চিন্তায় আছেন। তবে এই ব্যাপারটা কিন্তু আ আসলে বেশ সহজেই আ ঠিক করার চেষ্টা করা যেতে পারে। আমি আপনার কাছে জানতে চাই আপনি আসলে আ অফিস থেকে ফেরার পর আপনার আসলে আ রুটিনটা কি থাকে? আপনি তখন আসলে কি কাজ করেন বা রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আপনি আসলে কী, কী করেন?
হ্যাঁ। জি। হুম, হুম। জি। জি। হ্যাঁ। জি। জি। জি, আসলে যখন আমি অফিস থেকে ফিরি, আসলে অফিস থেকে ফেরার সময় আমি অনেকটাই ক্লান্ত থাকি। তো আমি চেষ্টা করি কত জলদি আমি আমার বাসায় যেতে পারব। আগে বাসায় এসে হাত মুখ ধুয়ে, ফ্রেশ-ট্রেশ হয়ে, আমি একটু রেস্ট নিয়ে ধরেন চা কফি বা খেলাম। খাওয়ার পরে বন্ধুদের সাথে একটু আড্ডা দেওয়ার চিন্তা করি যে, "বাহিরে যাই, আড্ডা দেই।" তো সেখান থেকে এসে আসলে মানে রাতের খাবার-দাবার খেয়ে যদি হাতের কোনো কাজ থাকে বা বাসার কোনো কাজ থাকে সেটা করার চেষ্টা করি। তারপরে যখন ঘুমোতে যাই, আসলে ঘুমোতে গেলেই না এইযে একটা বাজে অভ্যাস সেটা হচ্ছে যে ফোন। আসলে ফোনটা না চালাইলে একদিন মনে হচ্ছে যে আমি কোনো একটা জিনিস মনে হয় মিস করে ফেললাম, বা কোনো একটা জিনিস আমার কাছে নাই। এই ফোনটা চালার ক্ষেত্রে এমন হয়ে যায় যে অনেক সময় বিভিন্ন ধরনের reels দেখি। তো দেখতে, দেখতে কোনো একটা ভালো লেগে গেলো এবং যেটা ভালো লেগে যায় ওটা এতটাই ভালো লেগে যায়, যে ওর পরবর্তী ঐ related যতগুলো ভিডিও আসে আমি সবগুলোই দেখার চেষ্টা করি। এবং এটা দেখতে, দেখতে বেশ খানিকটা সময় লেগে যায় এবং অনেকটা সময় দেরি করেই আমি তখন ঘুমোতে যাই। আসলে এইভাবেই আসলে মানে রুটিনটা হচ্ছে আরকি। মানে এর বাহিরেও extra কিছু কাজ হয়। যেগুলো আসলে ধরেন বিভিন্ন সময় যেমন অন্যরি এখন শীত সময় যে অফিস থেকে direct বাসায় না এসে একটু খেলতে যাওয়া, বিশেষ করে ব্যাডমিন্টন খেলাটার একটা প্রবণতা আছে আমার মধ্যে। এটাও খেলা হয় আরকি। এভাবে আসলে মানে রুটিনটা আরকি চলে। জি ভাই।
হুম। আচ্ছা। হুম। আচ্ছা। বুঝতে পেরেছি। হুম। আচ্ছা। বেশ! আসলে আপনার কিন্তু খুব ব্যস্ত সময় কাটে। আ বিশেষ করে অফিস থেকে আসার পরেও অনেকগুলো কাজ আপনাকে যেমন সামলাতে হচ্ছে, পাশাপাশি অনেক জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ঘুমের অসুবিধা হওয়ার মতো ঘটনাও ঘটছে। যেমন আপনি আসার পরে কিন্তু এই যে চা, কফি এগুলো একটু খাচ্ছেন। এবং যেহেতু আসলে অফিস থেকে আসার পরে বলছিলেন যে, "শরীরটা ক্লান্ত থাকে" তো সেইক্ষেত্রে কিন্তু অ দেখা যাচ্ছে সতেজ আ সতেজতার জন্য চা, কফি খাওয়া হয়। তবে রাতের বেলায় বা বিশেষ করে আ বিকালের পর থেকে ক্যাফেইন জাতীয় খাবার বা চা, কফি এগুলোর জন্য কিন্তু রাতে ঘুমটা দেরিতে আসতে পারে, আ যেহেতু মন বা শরীর একটু বেশি সতেজ থাকে। পাশাপাশি যেমনটি বলছিলেন যে, আসলে আপনি ফোনটা অনেক বেশি ব্যবহার করছেন এবং অনেক সময় আসলে অপ্রয়োজনেও কিন্তু ফোনটা চালাচ্ছেন। যেমনটি বলছিলেন যে, আ বিছানায় ফোন নিয়ে যাওয়ার পরে আ অনেকগুলো reels দেখছেন বা অনেকটা উদ্দেশ্যহীনভাবেই কিন্তু ফোনটা ব্যবহার করা হচ্ছে। এখন ফোন ব্যবহারের সময় আ দেখা যাচ্ছে ফোন থেকে কিন্তু নীল আলো বের হয়, যেটা আসলে আ চোখের জন্য ক্ষতিকর। পাশাপাশি এটা কিন্তু আসলে আপনার মনটাকেও বেশ আ সজাগ রাখছে। এবং আপনার কিন্তু ও দেখা যাচ্ছে যে সবসময় ঐযে আ একটু উসখুস লাগা বা দেখা যাচ্ছে একটু ফোনটা চালিয়ে দেখি, এরকমও কিন্তু একটা মনোভাব হয়ে গেছে। তবে এই ব্যাপারটা যদি একটু পরিবর্তন করা যায় বা আসলে এইটার ব্যবহার যদি একটু কমিয়ে আনা যায়, সেক্ষেত্রে কিন্তু ঘুমানোর অ জন্য বেশ সুবিধা হবে। তবে আমি আসলে আপনার কাছে আরেকটু জানতে চাই আপনি বলছিলেন যে আপনি ব্যাডমিন্টন খেলছেন এখন শীতের দিন, তবে এই খেলাটা কি আসলে নিয়মিতই হচ্ছে?
হ্যাঁ। হুম, হুম। জি। হুম, হুম। হ্যাঁ। হুম, হুম। হ্যাঁ। হুম। আচ্ছা। হুম, হুম। হ্যাঁ। জি। হ্যাঁ। হুম, হুম। আচ্ছা। হ্যাঁ। জি। হুম, হুম। জি। জি। আ আ না, এটা নিয়মিত হচ্ছে না। দেখেন, যদি কোনোদিন অফিস থেকে ফিরতে, ফিরতে একটু তাড়াতাড়ি ফিরি, তাহলে সে ক্ষেত্রে হয়। আবার অনেক সময় হয় কি? যে অফিসে অনেক সময় কাজ পড়ে যায়, যে অফিস টাইম শেষ করার পরেও এক্সট্রা ১ ২ ঘণ্টা সেখানে কাজ করতে হয় এবং এই কাজ করার ফলে আসলে বাসায় আসাটা অনেকটা দেরি হয়ে যায়। তো তখন যখন দেখি যে, অনেক রাত হয়ে গেছে বা আমি বাসায় যাব একটু কাজ আছে, সেই কাজগুলো শেষ করতে আমার অনেক সময় লেগে যাবে, তখন আসলে ঐ দিনগুলো আমি খেলি না। মানে এটা দেখা যাচ্ছে সপ্তাহে প্রায় ৩ ৪ দিন আমার খেলা হয় ব্যাডমিন্টনটা। তারপরে বাকি দিনগুলো খেলা হয় না। আর আপনি যেটা ফোন চাপার যে কথাটা বললেন, আসলে এই ফোন চালানোর বদঅভ্যাসটা আসলে আমার অনেক আগে থেকেই। আর এটা এমনভাবে একটা বদঅভ্যাস যে, যতক্ষণ আমার ফোনের চার্জ থাকে, আমি ততক্ষণ ফোনটাকে চালাইতে থাকি। যখন ফোনটা অটোমেটিক আমার হাতে shutdown মেরে দেয়, আমি তখন ফোনটাকে আস্তে করে চার্জে করে দিয়ে তারপরে একটু ঘুমানোর চেষ্টা করি। মানে এই এই এই যে বাজে অভ্যাস, এটাকে তো আমি বুঝতে পারছি, কিন্তু আমি এটা থেকে কিভাবে বের হব? আমি আসলে এটাকে বুঝেই উঠতে পারছি না আসলে এ এই জিনিসটার।
হু। আচ্ছা। হুম। আচ্ছা। হু। বুঝতে পেরেছি। আচ্ছা। আসলে ব্যাপারটা নিয়ে এতটা দুশ্চিন্তা করার কিছু নেই এবং আসলে আপনার মধ্যে যে, একটা অপরাধবোধ কাজ করছে যে "এটি একটি বাজে অভ্যাস", এটাও নিজের নি ওপর এতটাও কঠিন আপনি হবেন না। পাশাপাশি যেহেতু আপনি এই ব্যাপারটি থেকে বের হয়ে আসতে চাচ্ছেন বা এই অভ্যাসটি পরিবর্তন করতে চাচ্ছেন, এটাই কিন্তু আসলে খুব প্রশংসনীয় একটা উদ্যোগ। সে ক্ষেত্রে যেমনটি বলছিলেন, যে আসলে সপ্তাহে সবদিন আপনার খেলা হয় না এবং বাকি দিন আপনি বাসায় এসে আসলে ফোনটা বেশি ব্যবহার করছেন। আসলে খেলাধুলা বা শরীরচর্চার জন্য কিন্তু দেখা যাচ্ছে শরীর ক্লান্ত হলে. ঘুমানোটা আসলে একটু সহজ হয় এবং সে ক্ষেত্রে ঘুমটাও কিন্তু বেশ পরিপূর্ণ হওয়ার একটা সুবিধা থাকে। তো এটি যেমন আসলে আপনি আরেকটু বেশি করার চেষ্টা করতে পারেন; আর যদি নিতান্তই সম্ভব না হয়, তখন বাসায় এসে কিন্তু নিজে থেকে হালকা একটু স্ট্রেচিং করা, একটু ওঠবস করা বা দেখা যাচ্ছে বাড়ির ছাদে, বারান্দাতে একটু হাঁটাহাঁটি করা, এটা ও কিন্তু অনেক সাহায্য করে। পাশাপাশি যেমনটি বলছিলেন যে, ফোনের ব্যবহারটা কমানোর চেষ্টা করছেন; এই ক্ষেত্রে আপনি কিন্তু বিকল্প কোনো একটা শখ খুঁজে নিতে পারেন। বিশেষ করে বই পড়া বা দেখা যাচ্ছে নতুন কোনো একটা স্কিল শেখা, আ যেটি আসলে আপনার শিখতেও ভালো লাগবে বা যেটির সঙ্গে আসলে সময় আ কাটাতেও আপনার ভালো লাগবে। আ হতে পারে গান শুনতে, শুনতে বই পড়া। তো আপনার এই ধরনের কোনো পছন্দের স্কিল বা পছন্দের কোনো শখ কি আছে?
জি। হ্যাঁ। হুম, জি। জি। হুম। জি। হু, হু। জি। উম, হুম। জি। উম, হুম। আচ্ছা। হু, হু। জি। হু, হু। জি। হু, হু। অ্যা সত্যি বলতে আমি আসলে ঐ স্টুডেন্ট লাইফেই যা ব পড়াশোনা করেছি। তারপর থেকে কর্মক্ষেত্রে যাওয়ার পর থেকে আর আমি কখনো বই হাতে নিয়ে দেখিনি। সেটা গল্পের হোক বা কোন উপন্যাস হোক। তবে আলাদা যে শখের কথা বললেন, এ ধরনের অনেক শখেই আছে। আমি আসলে সেগুলোও আবার দেখা যাচ্ছে যে এই আপনার অনলাইন রিলেটেড। আমি আসলে অনেক সময় যে ওম এখন যেমন AI রিলেটেড কিছু ভিডিও তৈরি হচ্ছে, এবং সেগুলো মানুষ বিভিন্ন চ্যানেলে আপলোড করছে। তো এই বিষয়টা আমি অনেক দিন থেকে খেয়াল করছি, এবং আমার কাছেও একটু মানে আগ্রহ জাগ এ আমার কাছে মনে হচ্ছে যে, "আমিও যদি এই ধরনের কিছু ভিডিও তৈরি করতে পারতাম! তাহলে মনে হয় ভালো লাগতো।" তো আমি মাঝেমধ্যে এটা নিয়েও একটু চেষ্টা করি। কিন্তু ঐ যে মানে দেখা যায় এটা করতে গেলে আমি তো রাতে ছাড়া আর সময় পাই না। তো রাতে এইটা জিনিস শিখতে গেলে দেখা যাচ্ছে অনেক রাত হয়ে যায়। পরে সকালে ঘুম থেকে উঠতেও অনেক দেরি হয়ে যায় এবং ঘুম থেকে উঠার পরে আবার অফিসে যাওয়ারও একটা ব্যাপার থাকে। তো এটা বাদ দেই। কিন্তু আমার আলাদা যে শখের যে দু-একটা আরেকটা কথা বলি যে, আমার আসলে একটা বাগান আছে এবং এই বাগানটাতে আমি সময় দিতে ভালোবাসি এবং সেখানে আমি কিছু বনসাই নিয়ে কাজ করি। তো বনসাইটা আমার একটা বলেন যে বলতে পারেন যে একটা আলাদা শখ। আমার এটা খুব ভালো লাগে এই কাজটা করতে। কিন্তু আসলে কাজের চাপের জন্য আমি আসলে এখানে আর এই মুহূর্তে সময়টাই দিতে পারছি না। যার ফলে এই শখের কাজটাও করা হচ্ছে না আর কি এ মুহূর্তে। জি।
হুম। আচ্ছা। হু। আচ্ছা। হু। আচ্ছা। হু! বুঝতে পেরেছি। আচ্ছা। এই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার যে এতগুলো শখ আছে, এটাই কিন্তু সপ্তাহে বিভিন্ন দিন আপনি একটা রুটিন করে ফেলতে পারেন। অর্থাৎ যে কয়দিন আপনি ব্যাডমিন্টন খেলতে চাচ্ছেন, সে কয়দিন আসলে আপনি ব্যাডমিন্টন খেলে এসে এইযে একটু ফোনটা কম ব্যবহার করে, আস আ আসলে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়ার যে সিদ্ধান্তটা সেটি নিতে পারেন। পাশাপাশি যেমনটি বলছিলেন যে আপনি অনলাইনে কিছু কাজ করা শিখছেন, অনলাইনে কিছু ভিডিও দেখছেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফোন বা device এর সাথে থাকতে হচ্ছে। তো এই ব্যাপারটাও না একটা রুটিন এর মধ্যে আনলে সবথেকে ভালো হয়। বিশেষ করে, যদি আপনি ঘুমানোর কমপক্ষে ১ ঘন্টা আগে ফোন থেকে দূরে চলে আসেন, তখন সবথেকে ভালো। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু আ দেখা যাচ্ছে বাসায় আসার পর আপনি যতটা প্রয়োজন বা সেই ১ ঘন্টা আপনি শিখলেন, আপনার প্রয়োজনীয় কাজগুলো করলেন, এবং তারপর থেকে কিন্তু ফোন থেকে আসলে দূরে চলে আসলেন এবং যেমনটি বলছিলেন যে আপনার বনসাই করতে ভালো লাগে। তো সেইক্ষেত্রে সপ্তাহে নির্দিষ্ট দিনে কিন্তু আপনি সেই সুযোগটিও রাখতে পারেন। এতে করে যেটা হবে, আপনি কিন্তু রুটিন এর মধ্যে থাকলে আপনার এই যে আসলে একটা habit track এটা কিন্তু বেশ সহজ হয়ে যাবে, এবং আসলে নিজেকেই কিন্তু আপনাকে মনে করিয়ে দিতে হবে যে এই ফোনটার কারণে আসলে আপনার রাতে ঘুমাতে যেমন দেরি হচ্ছে, তার জন্য কিন্তু আপনার পরবর্তী দিন অফিসে যাওয়াটা যেমন কষ্টকর হয়ে যাচ্ছে এবং অফিসেও কিন্তু আসলে আপনাকে বেশ ক্লান্ত থাকতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু নিজের ভালোর কথা চিন্তা করে, এই অভ্যাসটি কিন্তু আপনাকে গড়ে তুলতে হবে। এবং আসলে বিভিন্ন রকম app locker বা Do Not Disturb mode এগুলো থাকলে দেখা যাচ্ছে ফোন ব্যবহার বা দেখা যাচ্ছে অনাকাঙ্ক্ষিত নোটিফিকেশন যা আসে, সেগুলো থেকেও কিন্তু মুক্তি পাওয়া যায়।
জি। আচ্ছা। হুম, হুম। জি। হুম, হুম। জি। জি।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 জি। হুম, হুম। জি। হ্যাঁ। হুম। জি। হ্যাঁ খুব চমৎকার বলেছেন! আসলে আমি ব্যাপারগুলোকে এইভাবে কখনোই ভেবে দেখিনি। আমার কাছে সকালে উঠা রুটিন টা একটা কেমন যেন মনে হয়। আমি আসলে এটা মানতেই পারতাম না। তবে এই ব্যাপারটা অনেকটাই চাপের মতোই হয়েছিল আমার মধ্যে। আমি আসলে বেশ কিছুদিন থেকে ভাবছিলাম যে, "এই ব্যাপারটা কী করা যেতে পারে?" আমি কার সাথে আলোচনা করলেই বা এইটার একটা সঠিক সমাধান পেতে পারি। তো আপনার সাথে যখন এই বিষয়টা নিয়ে আমি কথা বললাম, তখন এখন অ্যা কথা বলার পরেই এখন অনেকটাই ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে যে, "না আমি আগে যেগুলো করেছি বা আমি যেভাবে চলেছি সব একটা এলোমেলো সময়ে অ্যা মানে সম জীবনের মধ্যে দিয়ে গিয়েছি। কিন্তু এখন আপনার সাথে কথা বলার পর আমার মনে হচ্ছে যে আমার সমস্যাগুলো এবং আমার সমাধানগুলো অনেকটাই গুছিয়ে এসেছে। আপনার মতো করে যদি আপনি যেটা বললেন, যে আপনার পরামর্শ অনুযায়ী যদি আমি করার চেষ্টা করি, আমার কাছে মনে হচ্ছে যে আমি আমার এই সমস্যাগুলোকে অনেকাংশে আমি কাটিয়ে উঠতে পারব। জি ভাই। <clears throat>
উ-হুম। আচ্ছা। বে অবশ্যই। পাশাপাশি যখন আসলে আপনি এই যে রুটিন এর একটা পরিবর্তন করছেন, আ শুরুর দিকে যদি আসলে আ অনাগ্রহ বা অনীহা চলে আসে, তখন কিন্তু আব আ দেখা যাচ্ছে যে ভয় পাওয়ারও কিছু নেই। আপনি আস্তে, আস্তে চেষ্টা করুন এবং আ দেখা যাচ্ছে প্রতিদিন আপনি এই যে আসলে একটা নির্দিষ্ট রুটিন এর মধ্যে আসা বা দেখা যাচ্ছে যে একটু শরীরচর্চা করা, আ একটু নিজের শখের কাজ করা, এগুলো করলে এবং তাড়াতাড়ি যদি আসলে আপনি বিছানায় ঘুমাতে চলে যান, তখন কিন্তু আপনার ঘুমটা চলে আসবে। আ বিশেষ করে যেহেতু আপনি আ শরীরচর্চা করছেন বা খেলাধুলা করছেন এবং অফিসের একটা ক্লান্তি আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার সকালে উঠাটাও বেশ সহজ হয়ে যাবে।
হ্যাঁ। জি। উ-হুম। জি। উ-হুম। জি। উ-হুম। জি। জি। অসংখ্য ধন্যবাদ ভাই। আমি আসলে এই ব্যাপারটা নিয়ে খুব চিন্তিতই ছিলাম। কি করবো, না করবো, ভেবেই পাচ্ছিলাম না। তবে আপনি এত সুন্দর করেও কিছু পরামর্শ দিলেন আমার সমস্যার কথাগুলা শুনে, আমার কাছে মনে হচ্ছে যে আমি এখন থেকে এইভাবে চললে আমার কাজগুলো আমি সহজেই মানিয়ে নিতে পারব। তারপরও আবারও অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার পরামর্শের জন্য আরকি।
হুম। আপনার জন্য অনেক শুভকামনা।